এটাই এটাই আসলে। আমার মা আমাদের যেমন শরীরের একটা রিকভারির ব্যাপার আছে, আমাদের মনেরও একটা রিকভারির ব্যাপার আছে এবং আমাদের internally আল্লা মানে বিধাতা প্রদত্ত আমাদের কিছু শক্তি আছে, যেগুলো আসলে আমাদেরকে সেই সময়টা আমাদের নিজেদের শরীরকে, মনকে দেওয়া উচিত নিজেকে রিকভার করার জন্য। এবং তার জন্য যা প্রয়োজন হুম, হুম বলেন।
উম-হুম। জি, জি, অবশ্যই। উম হুম। জ্বী। হুম, হুম। জি। একদম। সাথে আমি যদি হুম, হুম। আমি যদি আপনার সাথে একটু যুক্ত করি যে, আমার কাছে মনে হয় কি যে প্রত্যেকবার যখন ভেঙে পড়ি, প্রত্যেকবার সে সময়টাতে বোধহয় ঈমান একটু বেশি বেড়ে যায় এবং মনে হয় যে আ সৃষ্টিকর্তার প্রতি আরো একটু বেশি ঝুঁকে দেখি। খুব ভালো লাগে কিন্তু তখন। আপনি যদি আসলে আ যে ধর্মেরই হোক আমি আসলে জানি না। কিন্তু আমি যদি আমার ধর্মের কথা বলি যে, "আমি যখন নামাজ পড়ি এবং যখন ধরেন যে হয়তোবা কষ্ট থেকে একটু চোখের পানি পড়ছে অথবা সিজদায় য হচ্ছে আপনার মন আ সিজদায় যখন যায় তখন কিন্তু অনেকটা হালকা লাগে এবং মোনাজাতে যখন প্রার্থনা করি, আ তখন মনে হচ্ছে যে সব দুঃখ কষ্ট আ এগুলো আসলে কিছুই না। এবং যা আছে অনেকাংশে কমে গিয়েছি এবং এটি আসলে আসল রাস্তা যে রাস্তা ধরে আসলে এগোতে হয়," তাই না?
উম-হুম। হুম। সত্যিই তাই, সত্যি। হুম। হ্যাঁ। হালকা লাগে, না? হুম। হুম-উম। সত্যিই। সত্যিই তাই। এই যে আপনি বললেন, আমার ক্ষেত্রেও আ জানেন এরকমটা হয় যে আমি খুব বেশি কষ্টে আছি। তো হয়তোবা আমি নামাজে দাঁড়ালাম এবং আমার কাছে মনে হয় আমাকে কেউ না জানুক, আমাকে কেউ না শুনুক। আমার যিনি বিধাতা, আমার যিনি আল্লাহ সে তিনি আমাকে শুনছেন এবং ওই সময়টা মনে হয় যে উনি একদম আমার কাছে চলে এসেছেন। মানে এমন একটা মানে আধ্যাত্মিক একটা ব্যাপার-স্যাপার ফিল হয়। আমি জানি না। আর আমি সবসময় চেষ্টা করি যে, যখন আম মন খারাপ থাকে, আমি কাউকে দেখাইতে চাই না, আমার মন খারাপ, হুম? আমি সবসময় হাসিটা স মানুষকে দেখাইতে পছন্দ করি আর মন খারাপটা খুব কম দেখাতে পছন্দ করি। তো ঐ যে আমার মন খারাপ দেখানোর যদি জায়গা থাকে তাহলে ওই জায়নামাজ। মানে ওখানে যেয়ে আমি মনে হয় আমার সবটা ছে ছেড়ে দেই। যত কান্না করতে ইচ্ছা করে আমি কান্না করি। এবং হচ্ছে উম <smacks lips> তারপর আমার এত হালকা লাগে পরবর্তীতে আমি আবার নিজেই হয়তোবা মানে নিজেকে স সামলে নিয়ে হাসতে থাকি।
বাহ! উম-হুম। জ্বী। উম-হুম। জ্বি। উম-হুম। হুম, জ্বি, জ্বি। উম-হুম। জ্বি। আচ্ছা। উম-হুম। উম-হুম। জ্বী। উম-হুম, হুম <chuckles> উম-হুম। উম-হুম। আচ্ছা। উম হুম। বাহ! খুব চমৎকার। এবং দেখা যায় কি যে আমরা যখন একটু ভেঙে পড়ি, তখন কিন্তু অনেক মানুষজন আমাদেরকে সাহায্য করে। পরিবারের মানুষজন বলুন একটু সাপোর্ট করে। এবং আমাদেরও আসলে উচিত যে চারপাশে যারা থাকে তাদেরকে আ মানসিক স্বাস্থ্য যেন ঠিক থাকে এবং আ তারা যেন একটু চাপ মুক্ত হতে পারে সেজন্য সাহায্য করে, তাই না? এই যে আমি বাসায় আসলাম। আমার বাসার প্রত্যেকে আমাকে একটু বলছে, "কোন কিছু হয়নি। আমরা আবার ডাক্তার দেখাবো। হচ্ছে তুমি ঠিক করে খাও।" একটু বাইরে ঘুরতে নিয়ে গেলো। একটু হেঁটে নিয়ে আসলো। আমার কাছে কিন্তু খুব চমৎকার লাগলো এবং মনে হলো যে আসলে এমনটিই করা উচিত, তাই তো? হুম, হুম।
হুম। হ্যাঁ। হ্যাঁ। এ সাপোর্ট করা। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ। সত্যিই। এ হ্যাঁ, এই যে মানুষের আমাদের চারপাশের মানুষের যেই আমাদের জন্য টেইক কেয়ার, আমাদের প্রিয় মানুষজনদের এগুলোই কিন্তু দিনশেষে আমাদের মানসিকভাবে স্ট্রং করতে হ হ হতে সাহায্য করে, তাই না? হুম।
জী। উম-হুম। অ্যা জ্বী, একদম! আপনার সাথে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো এবং যে চাপটা অনুভব করছিলাম এতক্ষণ সেটি অনেকাংশে কমে গেল। অ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে শুনবার জন্য এবং আমাকে এত সুন্দর পরামর্শ দেবার জন্য। ধন্যবাদ। জী। হুম, হুম। জ্বী, ভালো থাকবেন আপনি
<chuckles> হুম। হ্যাঁ। আমারও আমারও খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন। ধন্যবাদ।